আচ্ছা। শুরুর দিকে ছিল হচ্ছে যে আমার কাছে ওই আধুনিক গানগুলো খুব বেশি ভাল লাগতো। সুবীর নন্দী তারপরে হচ্ছে যে কুমার বিশ্বজিতের "তোরে পুতুলের মত করে সাজিয়ে" বা হ্যাঁ, তারপরে হচ্ছে যে তপন চৌধুরীর একটা গান ছিল। তারপরে হ আ হচ্ছে যে এরকম ক মানে অনেকগুলো আধুনিক গান যেটাকে বলা যায় তখনকার সময়ে। সেই গানটার প্রতি আসলে একটা অনুরাগ কাজ করত। পরবর্তীতে দেখা গেল কি? যে যখন কিনা 9-10 এ উঠলাম তখন অঞ্জন দত্তের সাথে আসলে পরিচয় হইল হ্যাঁ, আ আ তারপরে নচিকেতা, অঞ্জন দত্তের সাথে মানে আ কলকাতার যে একটা বাংলা পশ্চিমবঙ্গের যে সঙ্গীত।
হুম, হুম। সাজিয়ে হৃদয়ের কুটুরে রাখিব। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বাহ! হুম। মানে পশ্চিমবঙ্গের যে একটা প শিল্পীগোষ্ঠীর সাথে তখন হচ্ছে আপনি পরিচিত হলেন আরকি তখন।
হ্যাঁ। তখন পরিচিত হলো তখনও ক্যাসেট এর যুগ। তখনো
ওদের গানগুলো কিন্তু একটু ব্যতিক্রম দেখা যায় আপনি নচিকতার কথা বললেন। নচিকেতা- নচিকেতা, বঞ্জন দত্ত ওরা আসলে যে ফরমেট এ বা যেরকম গান গায় ঐরকম শিল্পী কিন্তু সাধারণত বাংলাদেশে ঐ ধরনের গান গায় না। তো ওই ব্যতিক্রম একটা স্বাদ পেয়ে নিশ্চয়ই আপনি খুবই আগ্রহী হয়ে পড়েছিলেন এবং ওদের আরো বেশি, বেশি গান আপনি শোনা শুরু করেছিলেন।
একদম। জি, জি, জি। একদম। অবশ্যই। অবশ্যই, অবশ্যই। এবং আ মানে অঞ্জন দত্তের কিছু গান তো আসলে দেখা যেত যে লুপে শোনা হইত। যে এ পাড়ায় ঢুকলে ঠ্যাং খোরা করে দেব। <laughs>
রাইট। 'ঠ্যাং খোরা করে দেব' ভাই এটা খুবই আনন্দের মজার গান ছিল আরকি ঐ সময়। হ্যাঁ।
হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে যে তখন মাত্র স্কুলের থেকে পাশ করে বেরোচ্ছি আ মানে রঙিন একটা জীবন চোখে হচ্ছে রঙিন একটা চশমা। মানে জীবনে নতুন, নতুন প্রেম আসবে, আসবে এমন একটা ভাব এরকম একটা ব্যাপার সেপার। তো গানের সাথে আসলে সবকিছু কিন্তু মিলিয়ে যাচ্ছে ব্যাপারগুলো অনেকটা এরকম। আর কলেজে ওঠার পরে দেখা গেল কি? যে উম হঠাৎ করে হচ্ছে যে পুরো ব্যাপারটা হচ্ছে ৯০° অ্যাঙ্গলে ঘুরে গেল। আ <chuckles> এটা আ এটা হচ্ছে যে আ আমি তখন রক মিউজিক এর দিকে আসলে একটু ধীরে, ধীরে আসলে অগ্রসর হলাম দেখা গেল যে ব্যান্ডের হ্যাঁ। তো তখন দেখা গেল জি, জি।
হ্যাঁ। হ্যাঁ। মিলিয়ে যাচ্ছে হ্যাঁ। আচ্ছা কিরকম? বাহ! একদম আ টোটাল চেঞ্জ আসলেই, আসলেই বিরাট চেঞ্জ একটা বিরাট ডিরেকশন চেঞ্জ। তখন আসলে আপনি ওইখানে মোটিভেট হলেন কিভাবে? এটা কি মানে আপনাকে কি কেউ সাজেস্ট করেছে নাকি আপনি নিজেই ঘাটতে, ঘাটতে, ঘাটতে, ঘাটতে রক অ্যান্ড রোল এর আ খোঁজ পেয়েছেন?